বুঝতে পেরেছি। মানে আসলে এক প্রকারের মোটামুটি ২ জন, ২ জনকে সম্মানের বিষয়টাই দেখা যাচ্ছে আরকি। আপনারা যেটা বললেন আরকি। তো এমনিতে
হ্যাঁ। যে কারণ ধর্ম কিন্তু প্রমাণের কিছু নাই। এখানেও মতামতই হচ্ছে, সব শেষ কথা আরকি।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ যেটা আপনি মানে ১ম, এই বললেন আরকি যে যেগুলা আ একটা hypothetical সেগুলো নিয়ে আসলে ওরকম মতের বিমত হলে রাগ করার কিছু নেই। তাই তো? আচ্ছা। তো এমনিতে আবার আপনি বললেন, যে কায়ো মানে এমন কিছু জিনিস আছে যেগুলো প্রমাণিত। সেখানে যদি কেউ ভিন্ন মত দেয়, সেখানে আপনি সেটা কে দেখা গেছে যে তার সাথে কথা তর্ক করেন বা তাকে বোঝাতে চেষ্টা করেন। তো এমন যদি একটা ঘটনা বলতেন আরকি, <chuckles> যে ঘটনাটা আপনার সাথে ঘটেছে।
জ্বি। একদম জ্বি, জ্বি, ঠিক। হু। <chuckles> অ্যা হ্যাঁ, হ্যাঁ। অ্যা আমার মনে আছে যখন হচ্ছে এটা তখন মেবি আ গত বিগত আওয়ামী লীগ সরকারে হচ্ছে ১ম, টার্ম ছিল। তখন হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীর, যে ফাঁসি দেওয়ার যে ব্যাপারটা ছিল, সেটা নিয়ে বেশ সমাজে আ মানে ই হচ্ছে কথাবার্তা হচ্ছে। তো আমার ফ্যামিলিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত প্রত্যেক স ধরনের লোকই আছে। বাবার দিকে একদল, নানার দিকে একদল। আবার অন্য এক সাইড এ আর একদল। সব মিলিয়ে পরিবার। আমি স এটা দেখেছি এরাই হচ্ছে হাতের ৩ টা আঙ্গুল। এদের মধ্যে কোন তেমন কোনো পার্থক্য নাই। হ্যাঁ? তো অ্যা জ্বি। মানে এরা সবাই হচ্ছে খারাপ। <scoffs> সোজা বাংলায় যেটা বলে আরকি। তো
আচ্ছা। এতক্ষণে একজন আরেকজনের জন্য বুঝতে পেরেছি। আহারে। এটা, এটা তো মানে আশা করিনি, উনি এই কথাটা বলবেন। আচ্ছা। হ্যাঁ।
<chuckles> তো যখন, দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে একটা অ অপ অ্যা অপপ্রচার চলা শুরু করল, যে উনাকে ছা চাঁদে দেখা গিয়েছে। তো তখন এটা যখনই অ একজন শিক্ষিত ব্যক্তি যখন আমার কাছে এসে বলল, যে "জানিস উনাকে তো এখানে দেখা গিয়েছে।" আমি প্রচন্ড রুড ভাবে তার সাথে বলেছিলাম যে "আপনার শিক্ষা মানে শিক্ষা যে গ্রহণ করেছেন সেটা কুশিক্ষা ছিল। আপনি একজন কুশিক্ষিত ব্যক্তি আপনার উচিত আপনি যে চাকরি-বাকরি ছেড়ে, আবার ক্লাস 3, 4 এ ভর্তি হয়ে যাওয়া।" এভাবে বলেছিলাম। তো ওনার সাথে বেশ তর্ক <chuckles> হ্যাঁ, অ্যা অনেক সেই মানে তর্কাতর্কী হয়েছিল। বিশেষ করে উনি যখন বললেন যে, "নবীজির কথা বললেন, আল্লাহর কথা বললেন, মানে ক দেলোয়ার হোসেন সাঈদীর জন্য আল্লাহ এখন মাজেযা যেটাকে বলে দেখাবে আপনার তাই মনে হয়? আপনার কি, আপনি কি পাগল?" আমি এ এভাবে বলেছিলাম আরকি। তে এই আরকি, এই একটা সিচুয়েশন বলা যায় যেখানে আমি বেশ রুড ব্যবহার করেছিলাম আরকি।
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> আবার বিজ্ঞান পড়া। নাকি? <chuckles> হ্যাঁ। <chuckles> হুম, বুঝতে পেরেছি। না আসলে, কথা কিন্তু আসলেই সত্যি। কারণ অ্যা নবী করিম সাঃ এর পরে ঐরকম মানে miracle কিন্তু আসলে ওরকম ঘটেনি বা ঘটবেও না। এখন বর্তমানে ঘটার ওরকম কোন সম্ভাবনাও নেই। তো সেক্ষেত্রে আপনি
না। ইমাম মাহাদি আসার আগে হওয়ার কথা না। according to ইসলাম আরকি।
হ্যাঁ, হ্যাঁ ওইটাই একদম হওয়ার কথা আরকি যে একটা miracle ইমাম মাহদী আসবেন। তো আপনার কিন্তু অ মানে, আমি মনে করি যে আপনি যৌক্তিকই ছিলেন। তাকে সরাসরি বলেছেন, এই জিনিসটাতে। তো এখন আমি আসলে আরেকটা জিনিস নিয়ে বলতে চাচ্ছি যেমন আ বিবর্তন নিয়ে কিন্তু মানুষের বিভিন্ন মত থাকে, যেমন অনেকেই কিন্তু মানে 'বিবর্তনবাদ' যেটা আছে ডারউইনের এটার একটা খুব ছোট্ট অংশ নিয়ে মানে একটু জানে যে, "মানুষ বানর থেকে আসছে।" আর কিছু কিন্তু তারা আসলে জানে না যে আসলে কিভাবে কাজ করে। এক্ষেত্রে এই জিনিসটা আপনি কিভাবে মানে অন্যের মতের সাথে নিজের মতটাকে কিভাবে দেখেন?
জ্বী। জ্বী। হু। হুম। জ্বী, জ্বী।